আচ্ছা, আমি না বেশ কিছুদিন ধরে একটা সমস্যার ভেতর পড়েছি। আম আসলে এরকম পরিস্থিতিতে কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। আম মানে এত অনিশ্চয়তার ভেতর থাকলে আ আমি জানি না আসলে সামনে কিভাবে করে এখানে সারভাইভ করব নতুন একটা জ্বী, তো এরকম পরিস্থিতির ভেতরে কারো স সাহায্য চাওয়াটাও মানে যেহেতু অনেক নতুন আমি। উম কাউকে চিনিও উ কার সাথে আসলে কিভাবে করে কথা বলব? ইন্টারনেটেও আসলে তেমন আ মানে আমি যে আসলে খুঁজবো, মানে কোথা থেকে খুঁজবো, কী খুঁজবো? সেটাও আসলে বুঝে উঠতে পারছি না, নতুন তো একদম। তো কিছুদিন গেলে বা একটু যখন আশেপাশের মানুষের থেকে তাদের মানে কি বলবো, মানে তাদের এক্সপেরিয়েন্স টা শুনবো, তাইলে হয়তো পারব। আসলে এই জিনিসটা খুব আ রিসেন্ট দরকারও তো এইজন্যই আসলে আসা বা আপনার থেকে কিছু, কিছু পরামর্শের জন্য আসলে আম মানে জিজ্ঞেস করা। কারণ আমি তো নাহলে আসলে খুব দিশেহারা হয়ে যাচ্ছি। এত অনেক থাকতে, থাকতে।
আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। আসলে আপনার কথা শুনে বুঝতেই পারছি যে আপনি বেশ একটা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন। তো এরকম অবস্থায় আপনাকে আমি প্রথমেই বলব যে দেখুন মানসিকভাবে এতটা হতাশ হবেন না। আ বিষয়টাকে এতটা। আ আ এরকম মানে জটিল করে ভাববেন না। তাহলে কিন্তু ব্যাপারটা আপনার জন্য আরো বেশি কঠিন হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে আপনাকে এই বিষয়ে কোন সহায়তা প্রদান করার পূর্বে আসলে আপনার যে সার্বিক যে পরিস্থিতিটা বা আপনি কোন বিষয়টাতে আসলে এতটা আ হতাশাগ্রস্ত হয়ে আছেন বা সমস্যা মনে করছেন সেই সম্পর্কে যদি আমাকে একটুখানি আ বলতেন, উ খুলে বলতেন তাহলে কিন্তু বিষয়টা আসলে আমার দিক থেকে আপনাকে সহায়তা প্রদান করতে বেশ সহায়ক হত। তো আপনি কি আপনার সমস্যাটার কথা একটুখানি বিস্তারিত বলতে পারবেন?
ওকে। জ্বী। জ্বি পারবো। আসলে ব্যাপারটা যেটা হয়েছে। উম সেটা হচ্ছে আমি আসলে একটা নতুন জায়গায় নতুন দেশে বলতে পারেন। আমি একটা নতুন দেশে এসেছি। হ্যাঁ, আম যেখানে আমি পড়ালেখার জন্য এসেছি। কিন্তু আ পড়ালেখার জন্য আসলেও আসলে এটা তো একটা দীর্ঘ সময়ের জন্য। এমন না যে আমি কিছু অল্প সময়ের জন্য এসেছি। পড়ার শেষে চলে যাবো বা পড়া শেষে চলে গেলেও আমার তো একটা দীর্ঘ সময় থাকতে হচ্ছে। তো এই সময়টার ভেতরে যখন আমি ধরেন কোন ধরনের আমার মানে অসুখ হোক বা কিছু যেটাই। আ তখন তো আমাকে আসলে ডক্টর এর কাছে যেতে হবে। আর ডক্টর এর কাছে এখানে আসলে ডক্টর এর কাছে যদি আমি ধরেন এমনি গেলাম যে আ আমার কোনো ইন্সুরেন্স নেই কিছু নেই। এভাবেই যদি যাই, তাহলে আমার যে বিল টা আসবে, সেই বিলটা মনে হয় না আমি আসলে দিতে পারব। আমি কেন? আসলে এখানে যারা থাকে, সকলেই কমবেশি সকলেরই একটা ইন্সুরেন্স রয়েছে। হেলথ ইন্সুরেন্স বলা যায়। স্বাস্থ্য বীমা, চিকিৎসা নিবন্ধন এরকম একটা জিনিস থাকে। তো আমার তো আসলে সেই জিনিসটা নেই। আমাকে আসলে বলে দিয়েছিল বাংলাদেশ থেকে যখন আমি এসেছি যে, তুমি যখন এখানে যাবে অবশ্যই ওখান থেকে একটা হেলথ ইন্সুরেন্স নিয়ে নিবে। এতটুকু বলেছে। তো আমার আসলে স্টুডেন্ট ভিসা সাথে আসলে যদি একটা দিয়ে দিত, তাহলে তো বেশ ভালোই হতো ওখান থেকে যদিও মানে কিনে দিত কিন্তু যেহেতু দেয়নি, আমি ব্যক্তিগতভাবে আসলে বুঝতেও পারছি না। ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে মানুষের কর্মস্থল থেকে দেয়। তবে আমি তো আসলে এখানে। এ্যাম এখনো কাজ পাইনি। পেলে হয়তো সেখানে জিজ্ঞেস করতে পারতাম। কিন্তু এখন আমি এই পরিস্থিতিতে ডাক্তারের কাছে যেতেও ভয় পাচ্ছি। কারণ একটা রেগুলার চেক আপ তো মানুষ করেই কিংবা ধরেন অ এখন না গেলাম। আমার তো একটা মানে যেকোনো সময় কোন বিপদ আসতেই পারে, হাত কেটে যেতে পারে। মাথা ব্যাথা জ্বর। এখন যদি আমি ডক্টর এর কাছে যেতে চাই তখন তো আমার খুব একটা সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে এই হেলথ ইন্সুরেন্স টা আমি কিভাবে করে আসলে পাবো বা কার সাথে আসলে কথা বলব বুঝে উঠতে পারছি না।
হুম, হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হু, হু। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হুম, হুম। আচ্ছা। হুম, অবশ্যই। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। অবশ্যই। হু, হু। না আসলে বুঝতে পেরেছি। আপ কট পরিস্থিতিটা আপনার জন্য বেশ কঠিন হয়ে গেছে। এটা আসলে স্বাভাবিক কঠিন হওয়াটা, কারণ নতুন একটা য দেশে যাওয়ার পরে কিন্তু এই হেলথের বিষয়টা বা চিকিৎসার বিষয়টা কিন্তু বেশ আ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেখানে একটা ইন্সুরেন্সের ব্যাপার অবশ্যই থাকে। এটা না থাকলে কিন্তু অনেক ধরনের ভোগান্তি বা ঝামেলা পোহাতে হয়। তো সেক্ষেত্রে উম আপনার এরকম, আপনার নেই যেহেতু, সেহেতু অবশ্যই সমস্যাটা কিন্তু স্বাভাবিক এবং এরকম একটা টেনশন হওয়াটাও স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমি আপনাকে আবারো বলবো, যে মানসিকভাবে এতটা হতাশাগ্রস্ত হবেন না। আ কারণ দেখা গেছে সমস্যা আছে, তো তার সমাধানও অবশ্যই আছে, একটুখানি খুঁজে বের করাটা আ দায় যে যতটা। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্রথমেই আপনি কিন্তু আপনার এম্বাসিতে গিয়ে কিন্তু আ তাদের সাথে আসলে এই বিষয়টা সম্পর্কে কথা বলতে পারেন। দেখবেন বাংলাদেশ এম্বাসি আছে অবশ্যই সেখানে। তো সেখানে গিয়ে কিন্তু আপনি আপনার সমস্যার কথাটা তুলে ধরতে পারেন এবং তারা আপনাকে আসলে যথার্থ একটা পরামর্শ দেবে। অ্যা এই বিষয়টা কিন্তু আসলে করার জন্য এবং দেখবেন যে সেখানে কিছু আ আ চিকিৎসা নিবন্ধনের কিছু প্রক্রিয়া আছে, আ কিছু নির্দিষ্ট সময়কাল আছে, কিছু নিয়ম আছে। তো সেই অনুযায়ী আপনি আ অ্যাপ্লিকেশন করে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়ের পরে, আপনি সেখান থেকে একটা উম নির্দেশনা পাবেন। সেই নির্দেশনা অনুযায়ী যদি আপনি দেখা যাচ্ছে যে, ওইযে আপনার তথ্যগুলোকে আ সাবমিট করেন, তখন কিন্তু দেখা যাবে আপনি আস্তে ধীরে আপনার এইযে যে বিষয়টা সেটা তারা উম আসলে ঠিক করে দেবে এবং আপনি আপনার এইযে যে আ চিকিৎসা নিবন্ধন হয়ে যাবে এবং একটা কার্ড অথবা এরকম কিছু একটা দিয়ে দেবে। যেটা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে এ আপনি এই সেবাগুলো নিতে পারবেন। তো বিষয়টা আপনি এরকমভাবে আসলে ভেবে দেখতে পারেন এবং আপনার আ আপনি যে দেশে আছেন, ঐ দেশে অবস্থানরত অবস্থায় আপনার বাংলাদেশ এম্বাসি কোথায় আছে? সেই খবরটা নিয়ে সেখানে কিন্তু গিয়ে কথা বলে দেখতে পারেন।
হাঁ। ওকে। হ্যাঁ। আচ্ছা। ওকে। না আসলে আপনি কিন্তু খুব চমৎকার করে বললেন যে, এম্বাসি কিন্তু আসলেই সাহায্য করতে পারে। কারণ আমার মাথায় কিন্তু একদম এটা আসেনি যে, হয়তো আমি যদি আসলে এম্বাসির কাছে যাই তা তাহলে তো আসলে আম তারা ফিরিয়ে দিবে না। তারা অবশ্যই কোন না কোন পথ দেখিয়ে দিবেই। যদিও আসলে আমি এখনো কোন বাঙালিকে চিনি না দেখে আসলে আমি কারো কাছে সাহায্য চাইতে পারিনি। তো আমি তো এটলিস্ট এম্বাসি টা তো চিনি। তো সেক্ষেত্রে আমি এটা করবো। আম আচ্ছা সেক্ষেত্রে থাকে না যে অনেক সময় কিন্তু দেখবেন যে, হয়তো তারা আমাকে বলে দিবে যে ভ্রমণ খে ভ্রমণের সময় আ কোন ধরনের আম মানে ইয়া স্বাস্থ্য বীমা বা চিকিৎসা নিবন্ধনটা আ ভালো হবে। আর সেই যেই দেশে আসলে আমি এসেছি সেই দেশে। ভালো কথা সেটা তো আমি আসলে স্টুডেন্ট ভিসায়। কিন্তু সামনে না আমার একটা সেমিস্টার আরেকটা দেশে আসলে মানে আমি স্কলারশিপ পেয়েছি। একটা সেমিস্টার আমি আসলে ওখানে করতে পারব। তো সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছিলাম কি সেখানে যাওয়ার আগে ওই যে ট্রাভেল ইন্সুরেন্স যেটাকে বলে। হ্যাঁ। সেটা কিন্তু ট্রাভেল ইন্সুরেন্স মানে হেলথ এর জন্য মানে স্বাস্থ্য বীমা ট্রাভেল ইন্সুরেন্স উ সেক্ষেত্রে যেটা আর কি হবে সেটা আমি কোথা থেকে কিনবো বা সেটা আমি কিভাবে প্লান করে যাওয়ার সময় করতে পারি? কারণ দেখা গেছে কি <clicks tongue> অনেক সময় হয় কি একটা সেমিস্টার থাকলেও যদি ওখানে থাকি আমি সেখানে কিন্তু অবশ্যই এটা খুব জরুরি। আ ওখানে ওরা আমাকে বলেও দিয়েছে সেই ইউনিভার্সিটি টা যে তুমি ১ সেমিস্টার এর জন্য আসলেও তোমাকে কিন্তু এখানে ইন্সুরেন্স কিনতে হবে। তো ওই দেশে তো যেখানে যাচ্ছি সেখানে তো আরো হচ্ছে গিয়া আমার মানে সমস্যা। উ আমি যাচ্ছি না আসলে সেখানে আবার এম্বাসির সাথে যোগাযোগ করে কোথায় কোন জায়গায় আমি জানিও না আসলে। তো সেই দেশটাতে আসলে আমার জন্য আরো কঠিন হবে। তো ওই দেশের ক্ষেত্রে আমি যদি একটু বলতেন যে আমি কি এখান থেকে কোনভাবে যে টিকিট কাটার সময় কি আমি মানে আমার আসলে কিছুটা মানে জানি যে কোথায় জিনি আসলে কি, কা মানে কাটা যায় কিংবা এটা কিনা যায় কিন্তু পুরোপুরি ধারণা নেই। সে বিষয়ে যদি একটু সাহায্য করতেন।
হ্যাঁ, হ্যাঁ। হম, হম। অবশ্যই। হম, হম। হম, হম। আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হম, হম, হম। আচ্ছা। হু, হু, অবশ্যই। হু, হম। বুঝতে পেরেছি। হু, হু। আচ্ছা এক্ষেত্রে আবারো বলবো, যে এ এতটা বিচলিত হবেন না মানসিকভাবে। কারণ বিষয়টা এতটাও কঠিন নয়। আ কারণ দেখা যাচ্ছে যে ব্যাপারটা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে ব্যাপারটা আরো বেশি কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আ আপনি আসলে যখন আপনার এই VISA সংক্রান্ত যত তথ্যগুলো, যখন আপনি জমা দিবেন বা VISA-টা আপনি যেখান থেকে আ আসলে আ submit করছেন বা দেখা যাচ্ছে যে জমা দিচ্ছেন এবং আ যেখান থেকে আসলে পাবেন। embassy হতে পারে বা দেখা যাচ্ছে যে আম এ এজেন্সি হতে পারে। আ দুটো জায়গা থেকেই কিন্তু আপনি VISA-টা এপ্লাই কর করেন বা সেখান থেকে আসলে VISA-টা আপনাকে আসে এবং তারা আপনার VISA ফর্মটা আসলে fill up করে। তো সেখানে দেখবেন ফর্ম fill up করার সময় কিন্তু দেখবেন যে ওখানে আ option থাকে। যে আ আসলে এ কিভাবে আম এই যে যে আপনার medical insurance এবং দেখা যাচ্ছে যে আ স্বাস্থ্য বীমা আ আসা এ এগুলোর কিন্তু একটা ঐখানে একটা ইয়ে থাকে, option থাকে। সেই জায়গাটা আসলে অবশ্যই পূরণ করবেন এবং পূরণ করার পরে তাদের সাথে যদি আপনি কথা বলেন। তারা কিন্তু আপনাকে এই বিষয়টা আ অবশ্যই বলে দেবে যে কিভাবে আপনি আ এই এটা আসলে পাবেন। এটা আসলে হয় কি? আম একেকটা দেশে আসলে একেক রকমভাবে বিষয়টা আ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আ এটা দেশভেদে কিন্তু পার্থক্য হয়। অতএব আ যারা authority আছে বা এ ধরনের কাজে যারা সম্পৃক্ত। তাদের সাথে যখন আপনি বিষয়টা নিয়ে কথা বলবেন, তারা কিন্তু আপনাকে এর একটা সঠিক পথ প্রদর্শন করবে। তো এজন্য আপনি অতিরিক্ত টেনশন নেবেন না। কারণ আপনি যখন এই বিষয়টা আপনি যখন জমা করতে যাবেন আ agency অথবা embassy -র কাছে। তখন কিন্তু তারাই আপনাকে, আপনি তাদের কাছ থেকে এই বিষয়ে তথ্যটা পেয়ে যাবেন। এমনও হতে পারে তারাই আপনাকে বো বলতে পারে, যে আসলে আপনি এই বিষয়টা কিভাবে করতে চাচ্ছেন? হ্যাঁ? বা আপনি এটা আ কিভাবে নিতে চাচ্ছেন, কোন pack টা নিতে চাচ্ছেন? তখন কিন্তু আপনি তো আপনার মতামতটা তখন সেখানে বললেই, আপনি খুব সহজেই সেই সমস্যাটা আসলে সমাধান করে ফেলতে পারবেন।
আচ্ছা! আচ্ছা। okay? হ্যাঁ। আচ্ছা। না। আসলে আপনি কিন্তু আম ঠিকই বলেছেন। আমি এই এজেন্সির কথাটা একদম চিন্তা করিনি। হুম? আমি কিন্তু এজেন্সির কথাটা মাথা থেকে চলে গিয়েছে। কারণ আমি যে মানে ইয়া করবো, ভিসা লাগাবো। তার জন্য তো আসলে আমাকে মানে এজেন্সির কাছে যেতেই হবে। তো তখন যদি তাদের সাথে একটু এ বিষয়ে কথা বলে নেই, যে আচ্ছা আপনাদের এখান থেকে কি উম একটু বলে দিবেন, যে হেলথ ইন্সুরেন্স টা কোথা থেকে বা কোনটা কিনলে বা অপশন গুলা কি? কারণ মাঝে, মাঝে অনেক এক্সপেনসিভ কিছু হেলথ ইন্সুরেন্স ওরা আরকি অফার করে দিলে তো আমি আসলে সেটা পারব না। যার জন্য আমার আসলে কিছুটা অপশনস দিয়ে দেয়। আর এই অপশন টাই আসলে আমি খুঁজছিলাম। উম দেখা যাবে যে একটা দিচ্ছে অ্যা মানে <smacks lips> আর ওগুলো দি মানে বলছে না কেউ। উম ওটা আমার জন্য কঠিন হয়ে যাবে। তো এই অপশন টা আমার আসলে খুব দরকার। যাক ভালো হয়েছে যে আপনি এই ইয়াটা বললেন যে, আসলে কিভাবে করে আমার মানে হেলথ ইন্সুরেন্স টা খুঁজে পাওয়া যাবে। এখন আসলে বুঝতে পারছি যে না, সব কাগজপত্র সবকিছু ঠিকঠাক করে তারপর আসলে আমি মানে কী, কী লাগবে, এটাও তো একটা ব্যাপার। যে কোন কাগজপত্র লাগবে। এগুলো তো আপনি যেমনটা বললেন। হেলথ ইন্সুরেন্স কিংবা এমবাসি এরা ছাড়া তো আসলে সেগুলো জানবেও না। আম তো এই প্র প্রপার ধারণাটা বা প্রপার আইডিয়া টা আসলে উনারাই হয়তো দিতে পারবে। আপনিও আসলে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে, নাহলে হয়তো কারো কাছে জিজ্ঞেস করলে একটা হেলথ ইন্সুরেন্স এর নাম বলতো এবং তাদের কাছে যাওয়ার পরে হয়তো তারা অনেক টাকা নিয়ে আসলে হুম সবচাইতে বেশি পেমেন্ট যেটা সেটা ধরিয়ে দিত। তো ভালো হলো যে আপনি আমাকে আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনলেন। <smacks lips> আর শুনে আপনার এই আ পরামর্শগুলো দিলেন। তো আমার আসলে অনেক, আ কি বলব, আমার অনেক অ সুবিধা হল বা অনেক উপকার হলো, আপনার সাথে কথা বলে। তো আমার মনে হচ্ছে যে এখন হয়তো আমার এত টেনশন নাই। বা আমার আসলে এরকম ভয়টা থাকবে না যে, আমি গাড়ি চালাচ্ছি, আমি কোথাও অ্যাক্সিডেন্ট করলাম বা আমার হাত কেটে গেল বা আমার জ্বর আসলো। আমার আসলে এখন স্বাস্থ্য বীমা থাকবে। আমার চিকিৎসার কোন অসুবিধা হবে না। বাড়িতেও সবাই আসলে খুব টেনশন ফ্রি থাকবে। তো যাক আপনাকে আসলে অন অসংখ্য ধন্যবাদ এত সাহায্য করার জন্য আমাকে।
হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হুম। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। অবশ্যই। হু, হু, হু। আচ্ছা। হু, বাহ! হু, হু। হু, হু। আসলে আমিও আপনার সার্বিক মঙ্গল কামনা করছি। আর অবশ্যই আপনি এই বিষয়গুলো নিয়ে এত চিন্তিত হবেন না। কারণ ধাপে, ধাপে আপনি এই যে নিয়মগুলো বা এই ব্যাপারগুলো অনুসরণ করলে আপনি কিন্তু সহজেই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবেন। আর সমস্যার সমাধান অবশ্যই আছে কিন্তু খুঁজে বের করাটা শুধুমাত্র দায়। তো এটা একটুখানি আ বের করার চেষ্টা করবেন। আর আ দেখা যাচ্ছে স্বাস্থ্য বীমা অবশ্যই নিবেন। কিন্তু নিজের সতর্কতা নিজে অবলম্বন করার চেষ্টা করবেন। যতটা সম্ভব এই ধরনের দুর্ঘটনা বা সমস্যা এড়িয়ে চলার চেষ্টা করবেন। আ আশা করছি আপনার আ আ দিনগুলো ভালোই যাবে। তো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা থাকবে। ভালো থাকবেন আপনিও। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ। আচ্ছা।